আচ্ছা, আচ্ছা। তো সেই ক্ষেত্রে আপনি কখন এটা আসলে মানে নির্দিষ্ট করেন? যে এভাবে যদি মানে ছোটখাটো খাবার দেন তো মানে এই এতটুকুই দিব, এর থেকে বেশি দিব না। এটা আসলে কিভাবে নির্ধারণ করেন?
জি অসুস্থ হলে কিন্তু ১ টা সম অ, অ ১ টা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে ক বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে খাবারের রুচিটা অনেকাংশেই কমে যায়। এবং, এবং খা এই খাবারের রুচিটা অনেকাংশে ক কমে যাওয়ার কারণে, যতটুকু পরিমাণ আহার গ গ্রহণ করা দরকার, ঠিক ততটুকু পরিমাণ অসুস্থ ব্যক্তির আহার গ্র গ্রহণ করতে চান না। তা ছোট হোক বড় হোক, যেই হোক না কেন। তা এ এখানে ১ টা অ্যা ট্রিক্স, স বলা যেতে পারে। যে আমি যেহেতু এরকম দীর্ঘদিন অ্যা রোগীর সাথে ছিলাম। ওই ১ বারে না খাইয়ে, অ্যা হ্যাঁ, হ্যাঁ জি, জি। অ্যা ১ বারে না খাইয়ে, একটু অল্প, অল্প করে। ধরেন তাকে ৩ অ্যা বার থেকে ৪ বার স আহার গ্রহণ করানো হতো দিনে, সেখানে ৬ বার করানো যেতে পারে। অল্প, অল্প করে। তাহলে সেটাও তার কাজে লাগবে এবং অল্প, অল্প করে হলেও তার মানে উনি খাবেন বা যিনি অসুস্থ তিনি খাবেন। বা আ কিছুটা হলেও খাবেন। কিন্তু পুরোপুরি খাওয়ানো কিন্তু অসম্ভব হয়ে পড়ে অনেক ক্ষেত্রে। মুখে রুচি বা শারীরিক অসুস্থতার কারণে।
জি, জি, জি। কমে যায়, হ্যাঁ। জি, জি। ১ টা অভিজ্ঞতা থেকে। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা। জি, জি, জি। ঠিক, ঠিক। আচ্ছা, আচ্ছা। না, না। এটা কিন্তু খুব সুন্দর করে বলছেন। যে অনেক সময় হয় কি যে আ অসুস্থতার কারণে কিন্তু মানুষ একদমই খেতে চায় না। তখন ১ বারে বেশি খাবার নিয়ে বসলে তখন তো আরো খাইতে চায় না। যে বলে যে না এত খেতে পারবো না। তো তখন আপনি একটু, একটু করে খাওয়ার খাবার খাওইয়ে দেওয়ার চেষ্টা করেন। আবার দেখা যায় কি যে জি, জি, জি, জি। যেমন একটু আগে বলছিলেন না? যে বিভিন্ন ফলমূল খেতে চায় যেটা আসলে খাওয়ার নিষেধ। কিন্তু আসলে ইগ মানে ওই যে আপনি ১ টা নির্দিষ্ট উম কি বলে যে খেয়াল রেখে যে জি, জি, জি, জি।
হুম। জি, জি। জি অবশ্যই। এরকম করলে ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ। উ গণ্ডির মধ্যে থাকতে হবে। যে এট এটার বাইরে যাওয়া যাবে না। যেই য ডক্টর যে সাজেশন টা দিয়েছে আরকি। <chuckles>
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এই যে না বলাটা। কারণ অবশ্য এমনিই তো অসুস্থ ব্যক্তি। তারপরে আবার তাকে এত জোরালো ভাবে না বলা। সেটা আপনি কিভাবে আসলে সামাল দিতেন? কখনো কি কষ্ট হতো নাকি এটা করতে?
হুম, হুম।

আমি ব্যক্তিগতভাবে আসলে আমি খু খুব ভালো এ এটার অভিজ্ঞতা স্বীকার হয়েছি। কারণ আমার বাসায় অসুস্থ ম মা আছেন এবং উনি, উনার একটা বড় অপারেশন হয়েছিল। ওপেন হার্ট সার্জারি এবং এই ওপেন হার্ট সার্জারির পরে দীর্ঘদিন উনাকে একটা টেক কেয়ারের মধ্যে রে রাখতে হয়েছে, যত্ন নিতে হয়েছে প্রায় ৬ মাসের মত। সেই সময় আসলে জি, জি, জি, সে অবশ্যই অনেক সময়, লম্বা সময় এবং ঠিক এই সময়ের মধ্যে উনাকে একটা ধরা বাঁধা খাবারের মধ্যে অ্যা ডক্টর দিয়ে দিয়েছিলেন। যে, কোন মশলা যুক্ত খাবার খাওয়া যাবে না। আ তারপরে হচ্ছে হলো ও ও খেলেও হচ্ছে হলো যদি মাংস খেতে হয় তাহলে আ মুরগির পাতলা ঝোল, এ তারপরে একটু সুপ, তারপর যেহেতু ওনার ডায়াবেটিস আছে এই কারণে অনেক রকমের ফলও আসলে নিষেধ করা হয়েছিল আরকি।
জি, জি। আচ্ছা, আচ্ছা। জি। আচ্ছা অনেক দীর্ঘ সময়। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। মানে খাওয়া নিষেধ। মানে খাবারে অনেক মোটামুটি অনেক ধরনের বাধা নিষেধ ছিল আরকি।
জি, অবশ্যই কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এরকম হয় না। যে যার ডায়াবেটিস নেই সে তো অনেক অ্যা মিষ্টি আ মিষ্টি জাতীয় ফলগুলো খেতে পারে। যেমন উনি আসলে উনাকে উনার যাতে ডায়াবেটিস বেড়ে গেলে উনার সমস্যা হবে সেই ক্ষেত্রে উনাকে বেদানাটা এভয়েড করা হয়েছিল। কিন্তু দে দেখা দেখা, যেত যে বেদানাটা যদি খেতে পারতেন তাহলে দুর্বললটা কিছুটা কা কাটত উনার তা যা, আ হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে উনাকে বলা হয়েছিল আমড়া খেতে, নাশপতি খেতে, পিয়ার্স খেতে, নাশপতি বা পিয়ার্স তারপরে হচ্ছে হলো আপনার পেয়ারা। কিন্তু এগুলা তো Vitamin C আছে কিন্তু রক্ত অ তৈরি করার যে জিনিসটা সেগুলো হচ্ছে হলো আপনার কচু শাক, তারপরে হচ্ছে হলো আ জ জ্যান্ত মাগুর মাছের ঝোল বা বা, যে শিং মাছের ঝোল, তার মানে এগুলো খেয়ে হচ্ছে রক্ত বাড়ানোর কথা বলেছিলো আরকি এবং এটা অনেক সময় লেগেছিল প্রায় ৬ মাসের মতো।
জি, জি। অনেক কিছুই খেতে পারে। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা। কিছুটা হলেও চলে যেতো। জি, জি, জি। জি, জি। উ, হু, হুম। আচ্ছা, আচ্ছা। মানে এ এইগুলাতে থাকে।